আচ্ছা, আপনি তো অনেক মুভি দেখেছেন। তো এমন কোনো সিনেমা আছে যেটা আপনার মনকে বা, হৃদয়কে খুব গভীরভাবে স্পর্শ করেছে?
হু। জি। হ্যাঁ। এরকম কিন্তু বেশ কয়েকটা সিনেমা আছে। তবে এর মধ্যে আসলে যেটার কথা আমি আসলে বারবার আসলে মনে করি, সেটার একটা মুভির কথা আমি আজকে আপনাকে শেয়ার করতে চাই।
হু, হু। অবশ্যই।
তো সেটার নাম হচ্ছে হলো আপনি হয়তো দেখতেও পারেন যে, 'তারে জামিন পার' নামে একটা মুভি। এটা একটা বলিউডের একটা মুভি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা অনেকেই দেখেছে। সবাই দেখেছে আসলে বলতে গেলে। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। ঠিক। তো এইটা মানে ২০০৭ সালের দিকে মোটামুটি মুক্তি পায় এবং এইটাতে কেন্দ্রীয় চরিত্রে আমির খান। এ ওনাকে তো সবাই চেনেন। উনি অভিনয় করেছেন।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। তো ভালো। উকি আপনি তো এই মুভিটা দেখেছেন? মানে ও কি যখন রিলিজ হয়েছিল, তখনই দেখেছেন? নাকি কারো কাছ থেকে শুনে তারপরে দেখেছেন?
তো হ্যাঁ। জি। আ তখনই হয়তো দেখা হয়নি। বাম তার কিছুদিন পরে আরকি ব্যাপারটা আসলে আমি দেখেছি। হ্যাঁ? তো আর এটার আসলে সবচেয়ে মানে ইম ইম্পরট্যান্ট বিষয়টা হলো এটা আসলে যত আ যখন আমি দেখেছি, আ মানে তারও বেশ কিছুদিন পর আসলে এটার আসলে যে মানে গভীর ব্যাপারটা, এটা আসলে কি আসলে বোঝাতে চেয়েছে, সেটা আমি পরে বুঝেছি আসলে।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিন্তু মানে আপনি কি শুধু মুভি দেখতে হয় দেখে দেখে ফেলেছেন? নাকি আপনার কোনো বন্ধু বা, কোনো অন্য কোনো মহল থেকে আপনি আগে জেনে নিয়েছেন? যে এই মুভিটা ভালো চলছে, হয় না? যে অনেকেই বলে যে, "এই মুভিটা দেখতে পারিস, ওই মুভিটা দেখবি না, এটা ভালো না।" না এইভাবে দেখেছেন? নাকি জাস্ট আপনার নিজের ইচ্ছাতেই আপনি সিনেমাটা দেখে পরে আরকি উপলব্ধি করেছেন যে বিষয়বস্তুগুলো?
উ জি। হু, হু। হু, হু। হ্যাঁ, আসলে জ্বি। এইক্ষেত্রে আসলে আমি যেটা বলছিলাম যে আমির খান, উনি আমার অনেক পছন্দের একজন আসলে অভিনেতা। হুম? <smacks lips> তো উনার যখনই কোন নতুন মুভি বা, কোন কিছু আসে, তো আমি আসলে চেষ্টা করি ওগুলাকে দেখার। হ্যাঁ? এবং আমার আশেপাশে যারা আসলে আছে আমার বন্ধু-বান্ধব বা, আমার আত্মীয়স্বজন যারা আছে, এ তারাও দেখা যায় যে আমাকে অনেক সময় বলেন যে, "তুমি তো ওনার মুভি পছন্দ করো, এরকম একটা মুভি তো আসছে। তুমি কি দেখেছো?" তো ঐভাবেও আসলে এই মুভিটা আসলে দেখা। হ্যাঁ? অনেকে আমাকে এটা suggest ও করেছেন।
আ। আচ্ছা, আচ্ছা, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু। আচ্ছা। হু, হু।
তো এই মুভিটার আসলে কেন্দ্রীয় যে বিষয়টা, হ্যাঁ? সেটা নিয়ে আমি একটু আসলে কথা বলতে চাই। সেটা হচ্ছে হল এই মুভিতে আসলে ডিসলেক্সিয়া নামে একটা মানে মানে রোগের কথা। এটা একটা হ্যাঁ? অসুখের কথা বলা হয়। যেটাতে আসলে, এটা যাদের থাকে তারা আসলে দেখা যায় যে পড়াশোনাটা আসলে তারা সঠিকভাবে বুঝতে পারে না। হ্যাঁ? বা, অ্যাঁ মানে হয়তো আপনি আমি হয়তো যেই জিনিসটাকে খুব সহজে নিয়ে নিচ্ছি, তারা হয়তো নিতে পারছে না। হ্যাঁ? তাদের কাছে এটা ভিন্ন। আপনি হয়তো মুভিতে দেখে থাকবেন যে, ওইযে মুভিতে আসলে উম ওই বাচ্চা চরিত্র আসলে যে যে থাকে, যা যাকে কেন্দ্র করে আসলে মুভিটা, হ্যাঁ? অ্যা তো হ্যাঁ। তো সে আসলে ওই মুভিটা আসলে বা বিভিন্ন alphabet গুলা বা, পড়াশোনাগুলা, তা সেগুলো কেমন যেন তার মানে চোখের সামনে মানে দেখায় যে আ হ্যাঁ, ঘুরতে থাকে ডিফরেন্ট ভাবে ভাসে। হ্যাঁ, এবং একটা কল্পনার মানে জগতের মতো তার কাছে মনে হয়। সে আসলে এটাই আসলে মানে এই লোকটার আসলে একটা লক্ষণ। হ্যাঁ, তো এইযে যে শিশুর চরিত্রটা, হ্যাঁ? এইটার দা নানান সমস্যা কিন্তু আসলে বা এবং এই রোগটার ব্যাপারে অ্যাঁ মানে তুলে ধরা হয় যে, আসলে এই রোগটাতে যারা ভোগেন বা, যে শিশুরা এর মধ্যে ভোগে, ঐ মুভিতে দেখানো হয়। যে তাদের উপরে আসলে কি ধরনের আসলে মানসিক চাপ আসলে পড়ে।
হুম। অবশ্যই। অ অসুখ আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারে জি। ঘুরতে থাকে, ঘুরতে থাকে। মানে একদম অচেনা মনে হয় তার কাছে। আচ্ছা। হুম। একদম। কিন্তু এখানে এটা তো গেলো মুভির কথা। মুভিতে তো সুন্দরভাবে সেটার একটা solution হয়েই যায়। এটা তো মানে সিনেমা মানেই একটা উপসংহার আসবেই। সেটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। এই মুভি তো সুন্দরভাবে এগিয়ে গেছে। কিন্তু বাস্তব জীবনে আসলে কতজন পরিবারের লোকজন আছেন, বাবা-মা আছেন যে, এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত বা, এই বিষয় নিয়ে তারা এখন ভাবছে? এই বিষয়টা নিয়ে আপনি একটু বলবেন আপনার কোনো পরিচিত অ অভিজ্ঞতা যদি থেকে থাকে কারো? তাহলে আমার সাথে একটু বলতে পারেন।
হু, হুম। জি। জি। অবশ্যই। অবশ্যই। হুঁ, হুঁ। জি। হু, হুম। হুঁ। নিশ্চয়ই। নিশ্চয়ই। এক্ষেত্রে আসলে আমাদের আশেপাশে এরকম একজন রয়েছে। আসলে যার এ ধরনের সমস্যা আসলে ছিল। অ্যা মানে সেটা এ মানে ডিসলেক্সিয়া কিনা সেটা আমি সঠিকভাবে আমার পক্ষে জানা সম্ভব হয়নি। আ কিন্তু আমি দেখতাম যে, তার আসলে মানে পড়াশোনা করতে সে অন্যান্য জিনিসগুলা মানে মোটামুটি আ মানে ধরে ফেলতে পারতো, হ্যাঁ? বা, বুঝতে পারতো, হ্যাঁ? খেলাধুলা করছে, অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করছে। কিন্তু দেখা যাচ্ছে যে, শুধুমাত্র পড়াশোনা বা, এরকম বিষয়গুলোতে আ সে আসলে ঠিকমত আসলে পেরে উঠতে পারছে না। তো আ বেশিরভাগ সময় আসলে যেটা হয় যে। বাবা-মারা মানে আ ১ম অবস্থায় সন্তানকে বুঝতে চান না। হ্যাঁ? এবং এইটা আসলে আমি তাদেরও দোষ আসলে ওরকমভাবে দিব না। কারণ আ মানে আসলে এ এইরকম যে, একটা রোগ থাকতে পারে বা, এরকম কিছু যে, হতে পারে, এ সেটা কিন্তু ধারণার বাইরে। হ্যাঁ? তো তাদেরকেও আসলে ঐভাবে দোষ দেওয়াটা তবে আসলে আমার কাছে মনে হয় কি জানেন? না যে, বাবা-মাদের না আ সন্তানের প্রতি একদম একটা গভীর পর্যবেক্ষণমূলক একটা দৃষ্টিভঙ্গি কিন্তু সবসময় রাখতে হয়, যে, না আসলে হু, হুম।
আচ্ছা। ও। জি, জি। ভালো করতো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বুঝতে চান না। হ্যাঁ, হ্যাঁ। সেটাই তো আমাদের ধারণার বাইরে। সেটাই। হুম। হ্যাঁ। একদম। মানে আপনি খুব সুন্দর করে বলছেন যে, আসলে বাবা-মাদের প্রতি একটা দায়িত্ব হিসেবেই আ আসলে বিষয়টাকে নেয়া উচিত। যে, আমার সন্তান কী করছে, কার সাথে করছে। মানে একটা পর্যায়ে আছে যে, আমরা শুধু বাহবা দেই। যে, বাহ! আমার ছেলে তো খু খুব সুন্দর জিনিস এঁকে ফেললো। আমার ছেলে এটা পারছে না বা, আমরা তুলনা করি কিন্তু। এইযে তুলনা করাটা যে, একটা বাচ্চার ক্ষেত্রে অন্য বাচ্চার প্রতি যে, কতটা কষ্টকর, এই জিনিসটা আসলে আমরা অনেকক্ষেত্রে বুঝি না। তো এরকম পরিস্থিতিতে আপনি কি করেন? বা, কি উপায় হতে পারে যে, এইভাবে এগিয়ে নেয়া যায়? বাচ্চাদের মানসিকতাটা যেন ঠিক থাকে।
জি। হু, হুম। জি। হু, হুম। ঠিক, ঠিক। হুম, হুম। ঠিক। হু, হুম। হু, হুম। একদম ঠিক। হুম। জি, আসলে এইক্ষেত্রে আমার কাছে তো মনে হয় এইযে তুলনার যে, ব্যাপারটা দেখেন আসলে আ প্রত্যেকটা মানুষ কিন্তু আসলে আলাদা এবং প্রত্যেকটা মানুষের আসলে আ মানে সব ধরনের capacity কিন্তু আলাদা, আলাদা হয়ে থাকে। তো হ হতে পারে যে, আপনি কোন একটা বিষয়ে আমার চাইতে বিশেষ পারদর্শ। এবং আমিও হয়তো অন্য আরেকটা বিষয়ে পারদর্শী। যেটাতে আপনি তো এইযে যে, তুলনা, এই তুলনার জিনিসটা আসলে খুবই আসলে মানে দুঃখজনক। হ্যাঁ? এইটা আসলে অনেক লম্বা সময় ধরে আমাদের মধ্যে আসলে মানে চলে এসেছে। এইজন্য ব্যাপারটা এখনো চলছে। হ্যাঁ? তবে আগের চাইতে এখনকার বাবা-মারা কিন্তু ও আরো কিছুটা সচেতন হয়েছে। এটা আরো বাড়াতে হবে। বাট আ আগের চাইতে কিছুটা সচেতন তারা অবশ্যই হয়েছে।
হু, হুম। একদম। হ্যাঁ, হ্যাঁ। স্বাভাবিক। জি। আসলেই। হুম। হ্যাঁ, হ্যাঁ। কারণ, আগে দেখা যেত যে, হচ্ছে বাবা-মারা তেমনটা খেয়াল করতো না যে, হ্যাঁ, "ও ভালো রেজাল্ট করছে। তুমি কেন করতে পারছো না?" এই বিষয়টা কিন্তু আগে খুব দেখা যেত। এখন অনেক কমেছে, বাবা-মারা তুলনা করছে।
হুঁ, হুঁ। উ জি। হুম। জি। খুব, খুব। হ্যাঁ, এখন অনেকটা। আর এইটা তো শুধু এরকম না। আরো মানে কত আসলে মানে খারাপভাবে বিষয়গুলো বলা হতো যে, "ও তো ভাত খাচ্ছে, তুমিও ভাত খাচ্ছ।" নানান ধরণের আসলে মানে তুলনা-টুলনা দিয়ে কিন্তু আ বোঝানো হতো। তো আসলে বাবা-মারা দেখেন, বাবা-মা হয়তো ভালোই চান। কিন্তু হয়তো আ তাদের যে, মানে সন্তানের প্রতি যে, তাদের যে, মানে আ মানে ইয়া টা যেটা, মানে approach টা, সেইটা একটু মানে হ্যাঁ, হ্যাঁ। সে হ্যাঁ, কিভাবে তাদেরকে বোঝাতে হবে। ঐটা তারা হয়তো ঠিকভাবে বুঝতে পারেনি। তাদের আসলে কি বলবো? ওই আ শেষমেষে তাদের তো চাওয়া তো সন্তানের প্রতি আসলে ভালোই থাকে। কিন্তু তাদের উপস্থাপনাটা হয়তো একটু ব্যতিক্রম হয়ে যায়। যেটা হয়তো মাঝে, মাঝে একটু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খোটা দেয়াটা। ই হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ব্যবহার করাটা। কিভাবে বোঝাচ্ছেন? জি, জি, জি। সেটাই, সেটাই। হ্যাঁ, হ্যাঁ। এই তো এক্ষেত্রে দেখা যায় যে, অনেক বাবা-মার সাথে সন্তানের সম্পর্কে কিন্তু একটা ফাটল তৈরি হয়। বা, একটা দূরত্ব তৈরি হয়। তো সেইক্ষেত্রে আপনি কী মনে করেন যে, সিনেমাটা থেকে, থেকে যে, কী শিক্ষণীয়? যেটা নিলে আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে বা, আমাদের প্রজন্মের ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারবো?
হু, হুম। জি। জি। সেটাই। হু, হুম। হুম। হুম। দেখ দেখেন মানে এই বাবা-মার প্রতি আমাদের যে দায়িত্ববোধ বা, বাবা-মার প্রতি আমাদের ভালোবাসা যে বা, বাবা-মার কোন ভুলকে মেনে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু একটা সন্তানের মধ্যে কিন্তু অনেক পরে কিন্তু ডেভেলপ হয়। আমি আমার নিজেকে দিয়ে যদি আসলে বলি, হ্যাঁ? যে আসলে এই ব্যাপারটা আমার মধ্যে ডেভেলপ হতে আমার কাছে তো মনে হয় যে, আমি আমার ইউনিভার্সিটি পাস করার পরেও হয়তো, তারপরে হয়তো আস্তে, আস্তে হয়তো মানে অ অনুভব করা শুরু করেছি। বা, যখন আমি বাবা হয়েছি, তখন হয়তো এখন বুঝতে পারছি আস্তে, আস্তে যে আসলে ব্যাপারটা আসলে কিরকম। হ্যাঁ, তো সেইক্ষেত্রে এতটা সময় যেহেতু লাগে, তো এর আগ পর্যন্ত সন্তানরা কিন্তু আসলে বুঝতে পারে না। তো আ তাদের যেহেতু ওই ক্ষমতাটা থাকে না, আমাদের আসলে উচিত এ যে সন্তানের প্রতি আমাদের অ আরো বেশি আন্তরিক হওয়া। আমার সন্তান যদি কোন কিছুতে আসলে ব্যর্থ হয়, আমার আসলে ওইটার কারণটা অনুধাবন করা উচিত। যে আসলে সে পারে নাই কি কারণে? বা তাকে blame দেওয়া তো অনেক পরের কথা। Blame দেওয়া তো যাবেই না। কি কারণে সে পারে নাই, সেটাকে আমার figure out করতে হবে। এবং সেইটা figure out করে যদি আমি যদি কোন কারণে এইটা যদি পাই যে, না, আমার সন্তানের আ মানে এইটা তার জন্য আসলে অনেক কঠিন। আ তো সেইটা যদি বুঝতে পারি, সেইটা কোনোভাবেই তার উপরে চাপিয়ে দেওয়া বা, জোরা জোরাজুরি করা, এটা একদমই উচিত না।
জি, জি। হ্যাঁ। একদম, একদম। জি, জি। বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সম্পর্কটা কেমন হওয়া আ উচিত ছিল। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি। হ্যাঁ। ঠিক বলেছেন। কা আর এইযে বিষয়টা আপনি উপলব্ধি করছেন, এটা কিন্তু অনেক বাবা-মা উপলব্ধি এখনো কিন্তু করতে পারে না। তো আপনি যে মুভিটার কথা বললেন যে, 'তারে জামিন পার' এর কথাটা বললেন। ত সেখানে আসলে আপনাকে ১ম এই কোন বিষয়টা সবচেয়ে বেশি আপনার মনে দাগ কেটেছে? আছে না? যে ওর একটা কান্নার দৃশ্য আমার আসলে মনটাকে খুব ছুঁয়ে গেছে। এমন কোনো অনুভূতি হয়েছে, যেটা দেখে আসলে আপনি এখনও আপনার খুব খারাপ লাগে বা, খুব ভালো লাগে যে, এই জিনিসটা দেখতে পেরেছেন আপনি মুভির মাধ্যমে?
হু। ঠিক। হু, হু। জি। হ্যাঁ। আ ঠিক। হু, হুম। আন জি। আসলে হ্যাঁ, এরকম আ মানে ওই মুভিতে আসলে অনেকগুলা বিষয়ই আছে, যেগুলো আসলে আ সত্যি কথা বলতে কষ্ট দেয়ার মতো। হ্যাঁ? তো আ সেইরকম একটা বিষয় আমার কাছে আসলে ম্যা মানে খুব খারাপ লাগে ওই বিষয়টা। যে দেখেন ওই ছেলেটা এমনিতেই মানে, আ নানা সমস্যায় জর্জরিত, এমনিতেই পারছে না। হ্যাঁ? মা মানে সে তার চারপাশ থেকে কিন্তু নানান চাপ কিন্তু তার মধ্যে যাচ্ছে। সেইটা হয়তো আ একটা বাবা-মা ওই অবস্থায় হয়তো বুঝতে পারে নাই। কিন্তু যখন আমরা অ audience হিসাবে যখন আমরা বসেছি, তখন কিন্তু আমরা ঠিকই টের পেয়েছি। যে, না, তার উপর দিয়ে আসলে হ্যাঁ। হ্যাঁ, তখন কিন্তু বুঝতে পেরেছি। হয়তো নিজের সন্তানের ক্ষেত্রে এখনো হয়তো অনেকে বুঝবেন না। কিন্তু যখন audience এর জায়গায় বসে যখন আমরা দেখেছি, তখন টের পেয়েছি যে, না, ঐ ঐটুকু বাচ্চার মধ্যে কত ধরনের চাপ কিন্তু রয়েছে। তো এইরকম চাপের পরেও আসলে তাকে যখন আসলে আ না বুঝে বোর্ডিং স্কুলে যখন পাঠানো হয়। হ্যাঁ? তো ঐটা ঐ moment টা আমার জন্য অনেক কষ্টকর ছিল। ও যখন ওর মার জন্য আসলে কান্না করছে। হ্যাঁ? তো এইটা আমার জন্য অনেক কষ্টকর। আমার কাছে মনে হয় যে, একটা বাচ্চার সবচাইতে নিরাপদ জায়গা, তার মা। হুম? এর চাইতে নিরাপদ আর কিছু হতে পারে না। হ্যাঁ? মানে তার মা যেমনই হোক, হ্যাঁ? বা মানে এর চাইতে নিরাপদ কিছু তো সেইক্ষেত্রে ঐটা অনেক কষ্টের। যে আসলে একটা বাচ্চাকে তার মার কাছ থেকে দূরে সরানো।
আচ্ছা। ও। পারছে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ। একদম। মানে নিজেদের গল্পই মনে হচ্ছে। যে, বাচ্চাটা এটা করছে না কেন? হু, হু। হ্যাঁ, এ আ। হচ্ছে তার মা। হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক কথা। হু। জি। হ্যাঁ, কিন্তু মানে এখানে শুধু বাচ্চার কথা চিন্তা করলে হবে না। তারা কিন্তু যেহেতু বাচ্চার বাবা-মা, তারা তো বাচ্চার ভালো জিনিসটাই চা চাইছে। তাই না? মানে পুরোপুরি বা বাচ্চার বাবা-মার উপর কিন্তু আমরা দোষ দিতে পারি না। কারণ, আমাদের সমাজটাই কিন্তু এমন হয়ে গেছে হ্যাঁ। মানে আমি দোষ দেওয়ার কথাও ঠিক বলতে চাচ্ছি না। কিন্তু মানে আমরাও এই জিনিসটা যে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে, পরিচালক মানে আসলে তাকেও একটা বেশ বড় ধন্যবাদ দেওয়া দরকার। কারণ, এই বিষয়গুলা নিয়ে কিন্তু আমরা দেখছি অহরহই দেখছি কিন্তু আমরা উপলব্ধি করছি না কিন্তু মুভিটাতে আসলে খুব সুন্দরভাবে নিশ্চয়ই ফুটিয়ে তুলেছে, আ এবং আপনিও বুঝতে পেরেছি।
হুম। জি। হু, হু। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। না, না, না। আমি, আমি তো ঠিক। আমি তো শুরুতেই বললাম হু, হু জি। হু, হু জি। একদম, একদম। হু, ঠিক। সেইটাই, সেটাই। হ্যাঁ। অ্যা বুঝিয়ে, বুঝিয়ে দিয়েছে। দেখেন, এখানে আসলে বাবা-মার আসলে দোষ আ আমি বলব না। তবে আমার কাছে মনে হয় কি বাবা-মার আসলে সচেতন হতে হবে। অন্তত এইটা দেখার পর বাবা-মার আসলে নতুন করে আসলে ভাবতে হবে। এই যে বাবা-মার যেই যে বিভিন্ন চাওয়া পাওয়া, যে না ঠিক আছে আমি আমার সন্তানকে, আমার সন্তান ভালো করবে, এটা আমি চাইতেই পারি। কিন্তু এইটা আমার এই প্রত্যাশাটা তার কাছে যেন বোঝা না হয়ে যায়। এইটা আমার খেয়াল রাখতে হবে। হ্যাঁ? যেন হ্যাঁ, যেন আমার এই প্রত্যাশা তার কাছে গিয়ে যেন বোঝা না হয়ে যাই। আমি হ্যাঁ, তার কাছে চাইবো কিন্তু এমনভাবে চাইবো, সে যেন নিজের আগ্রহে বা স্বাচ্ছন্দ্যে যেন সেটা আমাকে দিতে চায়। বা সে যদি দিতে না চায়, তার ওই ব্যাপারটাকেও আমি মূল্যায়ন করবো। বা তাকে যদি কিছু বোঝাতে হয় সেটা আমি অনেক আন্তরিক হয়ে বোঝাবো। তাই না?
অ্যা এইটা ঠিক বলেছেন। জি, জি। একদম। আসলেই, একদম খুব সুন্দর কথা বলছেন। হুম। জি। মানে ছোটো দেখেই আমি তার উপর কিছু চাপিয়ে দিতে পারি না বা অন্যরা কেউ এইটা বললো সে অন্যদের কথা শুনে যেন বাবা-মারা তাদের সন্তানের উপর কোনো জোর-জুলুম না করেন। মানে এই জিনিসগুলাই আসলে সুন্দর করে বোঝানো গেছে। সেখানে তো
হুম। রাগ ঝেড়ে দিলাম, চাপিয়ে দিলাম, হ্যাঁ, না। হুম, হু। না। সেটাই, সেটাই, সেটাই, সেটাই। হ্যাঁ। দেখেন, ওই মুভি হ্যাঁ, জি, বলেন।
জ্বি। তো বলছিলাম যে এ এটা তো গেল হচ্ছে গিয়ে সিনেমার কথা। তো ওই মুভিতে এমন কোনো গান আছে? যেটা আপনার আসলে খুব ভালো লেগেছে।
হু, হু। হু, হু। আ ম্নে হ্যাঁ, ওই জায়গায় আসলে ইয়ে মাকে নিয়ে যে আসলে একটা গান বলা হয়। এইটা তো আসলে আমার আ সবসময়কার জন্য আসলে favourite হয়ে থাকবে। হ্যাঁ। আ তো এইটা আসলে খুব চমৎকার একটা গান এবং আসলে অনেক হার্ট টাচ করার মতো একটা গান। আ এ তো আরেকটা বিষয় আমি বলবো, ওই মুভিতে একটা চমৎকার একটা মানে একটা মেসেজের কথা কিন্তু বলা হয়। এইযে রুমালের মধ্যে পানি ঢেলে কিন্তু দেখানো হয় যে আসলে রুমালটা পানি ধরে রাখতে পারছে না। হ্যাঁ?
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। একটু
অ্যা তো অ বোঝানো হয় যে আসলে রুমালের কিন্তু পানি ধরে রাখার capacity নাই। ঠিক আছে? হ্যাঁ, এরকম কিছু একটা বোঝানো হয় যে, অ্যা তো যেইক্ষেত্রে আ ধরেন আপনি একটা রুমালের মধ্যে তো আর পানি ঢালবেন না। য আপনি চা আপনি বুঝেন যে আসলে এটার capacity নেই। এটাতে বোঝানো হচ্ছে যে বাচ্চাটার ক্ষেত্রে আমরা কেন এটা বুঝি না? যে আসলে ওর capacity আছে কিনা বা, ও এটা করতে সক্ষম কিনা? এই কেন আমরা বোঝার চেষ্টা করি না। শুধুমাত্র চাপিয়ে দেই। হু?
হ্যাঁ। না, না, না। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। সেটাই। আসলে আমাদেরকে সবকিছু চিন্তা করেই কিন্তু আগাতে হবে। বাচ্চার সাথে তেমনভাবে ব্যবহার করতে হবে, যেন ওর কাছে এটা বোঝা না মনে হয়। খুব সুন্দরভাবে কিন্তু আপনি কথাগুলো বললেন এবং আপনার যে অভিজ্ঞতা, আপনার আসলেই উ সিনেমাটা কী সুন্দরভাবে বোঝানো হয়েছে একটা বিষয় নিয়ে। এটা খুব সুন্দর করে আপনি কিন্তু আমাকে বোঝাতে পারলেন। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
ঠিক। হুম, হু। একদম। ঠিক। হু, উম জ্বি। জ্বি। আসলে আপনাকেও অনেক ধন্যবাদ। আমার অনুভূতিগুলো আমি শেয়ার করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আশা করছি আপনিও অনেক, অনেক ভালো থাকবেন।